হ্যাঁ, এটা আসলে কিন্তু মানে এখানে অনেকে হা হয়তো ভাবতে পারে যে আসলে একটা মানে প্রেস্টিজ এর ব্যাপার। কিন্তু আসলে দেখবেন যে আসলে আ মাঝে, মাঝে সোশ্যাল মিডিয়া তে আসে যে আসলে, গুলশানের মত এলাকার যে যারা আছে তারা কিন্তু দেখা যায় গাড়ির পেছনে নিয়ে খাবার বিক্রি করতেছে। মানে এটা কিন্তু আসলে যে ছে মানে নিজে যে একটা ব্যবসা করার যে একটা বিষয়টা এটা কিন্তু আসলে একটা ভালো, মানে এটা আসলে কোনোভাবে হুম।
হ্যাঁ। হুম, হুম, হুম। জী, জী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি খুব অ্যা আমি ভালো দেখে, আমি এটা ইতিবাচকভাবে নেই। উক এ এটা তো কোন অসাধু বা আ কি বলে? কোন দুর্নীতি অনিয়ম কিছু না। এটা একটা ভালো কাজ হ্যাঁ আমি তো জু অন্য কিছু করছি না।
উব। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হালাল টাকা এটাকে বলা যায়। হুম, হুম। তো এ আপনার সন্তানরা আসলে কখনো মানে আপনাকে এভাবে সাজেস্ট করেনি? বা বলেনি যে আসলে অ্যা যদি হচ্ছে কোনভাবে হচ্ছে বিজনেসটা খোলা যেত? বা তাদের কি মতামত? মানে আপনার পরিবারের লোকদের কি মতামত?
হ্যাঁ, হ্যাঁ। সন্তানদের সাথে অ ওরা বলে ওরা উৎসাহ দেয়। কারণ আমি কেকটা খুব ভালো বানাই। আ তারপরে এই যে নাস্তা জাতীয় খাবার যেগুলা, সেগুলাও খারাপ বানাই না। আ তো ম মনে হয় মাঝে, মাঝে যে এটা কি আমরা নিমকি বানাতাম আগে যেটা কৌটো ভরে রেখে দিতাম যেটা অনেকদিন খাওয়া যায় মোটামুটি। তো সেই নিমকি আর এই নারিকলের চিড়াটা আ অনেকদিন বানানো হয় না। একএকটা সময়ের অভাবেই বোধহয়। হ্যাঁ? তো ভাবছি, ইদানিং বেশ বলি। বিশেষ করে ওই দম্পতিকে দেখে আমি খুবই Inspired যে এটা করা যায়। এবং তাতে হয় কি? ঐতিহ্যও থাকে জ্বি।
আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তো এই যে এভাবে দেখেন যে আসলে